আমি আ হ্যাঁ, মানে কাজ করতে, করতে অনেক সময় অ্যা একঘেয়েমি চলে আসে। তখন আমি কাজ বন্ধ করি। চেষ্টা করি একটু ব্রেক নিতে। তো সেই সময় হচ্ছে আ একটু বাইরে গিয়ে দাঁড়াই। বারান্দায় দাঁড়াই প্রকৃতি দেখি। আমার আ বাআল ব্যালকনির আশেপাশে হচ্ছে গাছ-পালা আছে অনেক। এসব দেখলে শান্তি লাগে। তো এই ব্যাপারটা করি আর মাঝে, মাঝে আমি হাঁটাহাঁটি করি
হুম, হুম। ওকে। হুম, আচ্ছা, আচ্ছা। <chuckles> প্রকৃতির মাঝখানে মাঝে, মাঝে থাকলে তখন একটু মনটা শান্ত হয়ে আসে।
হ্যাঁ, হ্যাঁ, একদমই।
হুম। তো এই যে কখনো এরকম হয়েছে যে, হয়তোবা কাজ করতে, করতে অনেকটা এরকম আসলে আ হয় না এখন তো একটা র‍্যাট রেস ঠিক আছে যে আসলে সবাই কাজের পেছনে ছুটছে। তো কাজের একটা চাপ কিন্তু চলেই আসে। ঠিক আছে? একটা মানসিক চাপ তৈরি হয়ে কাজ করতে, করতে। তো কখনো এরকম মানে থেমে একটু চিন্তা করা? কিংবা একটু আসলে রিল্যাক্স হওয়ার কথা কখনো এরকম ভেবেছেন যে না এখন একটু নিজের জন্য মি টাইম দরকার। চিন্তাভাবনা করার জন্যে।
হুম। হ্যাঁ। একদম। হু। হু, হু, হু এরকম হয়। হ্যাঁ আপনি যেটা বললেন এখন হচ্ছে সবাই কাজের পেছনে ব্যস্ত। ব্যস্ততাই হচ্ছে জীবনের একটা এখন সবচেয়ে বড় একটা অংশ। নিজের জন্য আসলে সময় থাকেই না। তো আ হ্যাঁ মি টাইম আমার জন্য হচ্ছে এ্যা এই যে যেমন ধরেন ছুটির দিনগুলা আমি সম্পূর্ণভাবে চেষ্টা করি নিজের সাথে কাটাতে। <sniffs> আমি মুভি দেখি, বই পড়ি। মানে আমার পছন্দের যে কাজগুলো আছে আমি সেগুলো করে ফেলি। বা বাইরে যাই আ একটু ঘোরাফেরা করি। এগুলো আমার কাছে ভাল লাগে। তো আমার কাছে এই এই মি টাইম টা এভাবে আমি আসলে স্পেন্ড করি।
হুম। হুম, একদম। হুম, ওকে। হুম। এই যে এই কাজগুলি করলে কি তখন আসলে মোটামুটি মানসিক চাপটা কিছুটা কম আসে কিংবা এই যে দিনে আসলে যান্ত্রিক একটা জীবন। এই জীবনটা থেকে কি কিছুটা আসলে বিরতি পাওয়া যায়?
হুম, হুম, হুম।

হ্যাঁ, অবশ্যই। আমার যখনই মনে হয়, আ আমি একটু মেন্টালি cluttered থাকি, তখন আমি যদি লিখে ফেলি, আমার কাছে মনে হয় যে, আ মাথার যে জ্যাম টা আছে, সেটা আস্তে আস্তে ছুটে যাচ্ছে। কারণ ওই যে মাথার মানে, মাথায় আমি যেসব চিন্তা করছি, সেগুলা আমি যখন লিখে ফেলি, আমি আসলে ডায়রিতে লিখি না। আমি ফোনের নোটে লিখে ফেলি, নোট এ্যাপে। তো আ এটা আমার কাছে খুবই কাজে আসে। আ মানে, পরবর্তীতে যখন আমি এটা দেখি, আ মানে অন্য কোনো সময় যখন আমি এই লেখাগুলো আবার পড়ি, আ একটা না একটা লেখা তো চোখে আসেই মাঝে, মাঝে। তো আমার কাছে মনে হয় ও আচ্ছা, এই এই অবস্থায় ছিলাম আমি। তারপরে কি হয়েছিল? আমার বেশ ভাল্লাগে আসলে, মানে একটা প্রোগ্রেশন দেখতে আ কি হয়েছিল কি, থেকে কি হয়েছিল, এটা ভাল্লাগে।
উহু। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। হুম, হুম। উম। ওকে। <chuckles> আচ্ছা। হুম, হুম, হুম। না, এটা কিন্তু বেশ দারুণ যে, যখন নিজের progress দেখছেন, তখন কিন্তু আসলে বোঝা যায় যে, কতটুকু আসলে অগ্রগতি হলো, কিংবা কোন কাজগুলো বাকি আছে। আর কাজগুলো আসলে কেমন হলো, এই জিনিসটাও আপনি তখন হয়তো দিনের শেষে, একটা over view কিন্তু তখন হয়ে যায়। তো এই যে বলছিলেন যে হয়তো এগুলো লেখার জন্য আপনি একটা নোট এ্যাপ ব্যবহার করেন। সবসময় আসলে ডায়রির মধ্যে লেখা হয় না। তো mindfullness প্র্যাকটিস করার জন্য কি, কোন ধরনের কোন এ্যাপ কি ব্যবহার করা হয়? জাস্ট যে, নিজে, নিজে এরকম analouge way তে এই জিনিসগুলো চালিয়ে যাচ্ছেন।
হুম। জি। হুম। হুম। আহ আমি হচ্ছে analogue way <chuckles> এসব জিনিস চালিয়ে যেতে স্বচ্ছন্দ বোধ করি। আর আম এটার কারণ হচ্ছে, আমি চাই না যে, প্রযুক্তির উপর নির্ভরশীলতা বাড়ুক আমার হ্যাঁ। তো এই কারণে
হুম। নির্ভরশীল হয়ে যান। হ্যাঁ। আর ফোনটাও তো আরেক ধরনের distraction তো, মনে হচ্ছে।
হ্যাঁ, হ্যাঁ, সেটাই, সেটাই। সেই কারণেই আসলে আমি চেষ্টা করি, analouge way সবকিছু করার। সেটা হতে পারে আমি কী করব সেটার একটা লিস্ট করে রাখা। ডায়রিতে লিখে রাখা। আ এ ব্যাপারটা, তাছাড়া ফোন ছাড়া বা টেকনোলজি ছাড়া, কোন একটা সময় কাটানো। এভাবেই আসলে, মানে analouge way তে আমি চেষ্টা করি, সময় কাটানোর।
হুম। বাহ! হুম। <chuckles> হুম, বেশ দারুণ। তো এই যে, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে যখন সময় কাটান। এখন বেশিরভাগ বাসায় কিন্তু দেখা যায় যে, আসলে পরিবারের সাথে ঐরকম একটা যোগাযোগ হচ্ছে না। সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। আগে যেমন, খাবার টেবিলে একসাথে বসে খাওয়া হতো, আড্ডা হত। তো এই যে, এখন কি আপনি যখন আসলে mindfullness practice করা শুরু করলেন, তাদের সাথে আসলে কতটুকু সময় কাটানো হচ্ছে, কিংবা আ তাদের কথাগুলো আসলে কতটুকু মনোযোগ দিয়ে শোনা হচ্ছে?
হুম। হু, হু। হুম।